আ আমার কাছে মনে হয় যে, তারা এখনও যথেষ্ট ভূমিকা রাখতে পারেন না। হ্যাঁ কারণ আমি ছোটবেলা থেকে আসলে যেটা দেখেছি যে, আমাদের অভিভাবকরা আসলে আমাদেরকে টাকা থেকে দূরে রাখতে চান। তারা আসলে আমাদেরকে আমাদেরকে বোঝান যে না টাকা ভালো না, টাকা হাতে নেওয়া ভালো না, টাকা খারাপ জিনিস। টাকা আসলে মানে মানে কি জিনিস; সেটা আসলে তারা আমাদেরকে বুঝতে জানে। এবং একটা বয়স পরে এসে, টাকা না কামাই করতে পারলে বা টাকা ইনকাম করতে না পারলে তারাই কিন্তু খুব বেশি আসলে, মানে মনখুন্ন হন, হ্যাঁ! তো আমার কাছে মনে হয় যে টাকার ব্যাপারে সঠিক ধরনের একটা জ্ঞান বা টাকার একটা পজিটিভিটি আমাদেরকে বোঝানো দরকার। এবং ছোটবেলা থেকেই বোঝানো দরকার। সেটা পরিবার হোক বা প্রাতিষ্ঠানিক শিক্ষা হোক, যেভাবেই
আচ্ছা, আচ্ছা। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, টাকাটা খারাপ জিনিস। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছেন ভাই। হ্যাঁ। হ্যাঁ, ঠিক বলেছেন। উ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিকই বলেছেন। হ্যাঁ। হুম। হুম, হুম। হ্যাঁ, নিশ্চয়ই, <chuckles> হ্যাঁ, নি নিশ্চয়ই, আমি আপনার সঙ্গে একদম একমত ভাই। যাই হোক আপনার সঙ্গে চমৎকার একটা বিষয় নিয়ে কথা হল। অধিক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে অনেকগুলো আলাপ হল। হ্যাঁ, অনেক কিছু জানতে পারলাম। আ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার হয়তো আপনার সঙ্গে অনেক কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
জী। জী। ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। আমিও আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, টাকা সঞ্চয়ের ব্যাপারে। নিশ্চয়ই আবারও কথা হবে ভাই। অনেক ভালো থাকবেন। শুভরাত্রি।
ধন্যবাদ। শু